হুম। একদমই। আ যেরকম এইযে এই দূষণটা রোধ করার জন্য আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পুরোই আলাদা করা উচিত। আ আদার্স এরিয়া থেকে। এটা একটা উপায় হতে পারে।
হু, হু। আ চমৎকার। জ্বি, জ্বি। হুম। এটা ঠিক, এটা ঠিক।
যত্রতত্র যেই কারখানা গড়ে উঠছে এটা তো আমার মনে হয় যে প্রপার ওয়েতে এগুলো গড়ে উঠছে না, এগুলোর কাগজপত্র নাই, অনুমোদন ঠিকঠাক নাই, সে সেটার দিকে একটা তদারকি করা।
হু, হু। উহুম। হু, হু। জি, জি। হুম, হুম, হু, হু। ঠিক, ঠিক। একদম ঠিক। আসলে সত্যি কথা বলতে কি যে, আ এইযে এইসব ব্যাপারগুলোকে চেঞ্জ করতে হলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ছোট, ছোট আসলে কিছু মানে চেঞ্জিং নিয়ে আসতে হবে। যেমন আমরা তো আসলে পলিথিন ব্যাগ নিয়ে সবাই কথা বলি, তাই না? মানে পলিথিন ব্যাগ নিয়ে সবাই আসলে খুব তোড়জোড় করে। ইদানিং কিন্তু আমি দেখছি, পলিথিনের আসলে একটা রূপক কিন্তু আসলে পলিথিন ব্যবহার হচ্ছে। এবং সেটা সম্ভবত হচ্ছে যে পরিবেশ দূষিত করে না। এটা ভালো লাগতেছে ব্যাপারগুলো। তাই না? আপনি দেখছেন খেয়াল করছেন ব্যাপারটা।
হু, হুম।

হ্যাঁ, হ্যাঁ। আ যদিও একেবারে তো বি পলিথিন একেবারে বাদ তো হয় নাই। তারপরে ইদানিং দেখা যায় অনেক সময় যে অ্যা মানে বেশ কয়েক জায়গায় দেখলাম, যে এখন বাংলাদেশে নতুন করে শুরু হয়েছে যে ঢাকাতেও অনেক জায়গায় দেখলাম। রাস্তার পাশেও ওইযে মাটির ভারে অ্যা চা দেওয়ার ব্যাপার। অ্যা এট লিস্ট মাটির ভারে না হলেও কাগজে দেও কাগজের কাপটাতে দেওয়া, এই প্লাস্টিকটা বাদ দেওয়ার চেষ্টা করতে হ্যাঁ, হ্যাঁ
এব হু, হু। হু, হু। হু, হু। জি। হু, হু। হু, হু। অ্যা হ্যাঁ। হ্যাঁ। ঠিক, ঠিক। হু, হু। একটু কম ব্যবহার। হুম, একটু কম ব্যবহার করাটা। আর আম এখন তো সবাই দেখতেছি যে এখন সাইকেলের একটা ট্রেন্ড চলে আসছে, তাই না? মানে এটা কিন্তু ভালো। আমি দেখছি যে অ্যাম বাইরের কান্ট্রিতে আসলে প্রায় অনেকেই আসলে সাইকেল চালায়। মানে এটা স স্বাস্থ্যও ভালো লাগ রাখে, আবার পরিবেশটাও ভালো রাখে, নাকি? আপনার কাছে কি মনে হয়? যে অ্যাম ধরেন এই যে গাড়ি ঘোড়ার যে একটা ব্যাপার-স্যাপার চলছে, হ্যাঁ? অ্যা গাড়ি ঘোড়াতে একটা কালো ধোঁয়া তো অবশ্যই আছে। সেইখানের থেকে আসলে যদি কিনা সবাই সাইকেলে যদি শিফট করে, কেমন হবে?
হু, হু। হু। হ্যাঁ, হ্যাঁ। একদম। হু। আমার তো মনে হয় খুব ভালো হবে। এবং বাইরের কান্ট্রি সম্পর্কে আমরা যা শুনি, ত ওরা অনেক অনেক দূর পর্যন্তও সাইক্লিং করে। এবং আ এরকমও শোনা যায় যে অনেক ভারো আ মানে ওরা যে অ্যা কাজের ফাঁকে যেই আ পড়াশোনার ফাঁকে যেই কাজটা করে, দেখা যায় ভারী, ভারী জিনিস ভারী, ভারী পার্সেল ওদেরকে ডেলিভারি দিতে হচ্ছে, সেটাও ওরা সাইকেলেও করে সাইকেলেই করে। আ আমার কাছে মনে হয় যে বিশেষ করে ঢাকা শহরে আসলে খুবই দরকার এটা।
আচ্ছা। হু, হু। হ্যাঁ। হু, হু। হুম, হুম। হু, হু। জি, জি। উহু। জি, জি। হ্যাঁ। জি। আসলে, আসলে। মানে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত এ ব্যাপারে। এবং আমার কাছে মনে হয় কি জানেন? যে ঐ যে একটা কথা আছে না যে অ্যাম পরিবেশ রক্ষার জন্য হ্যাঁ? অ্যাম আল্টিমেটলি কিন্তু দিনশেষে আমাদের আমাদের দিক থেকে নিজেদের দিক থেকে আসলে সচেতনতাটা বাড়াইতে হবে, তাই না? অ্যাম দে এ এটার সাথে সাথে আমরা যতটা সচেতন হব তত বেশি আসলে পরিবেশ আসলে স মানে বেটার হবে। যেমন আপনার মনে আছে কিনা জানি না। করোনার সময় কিন্তু সব কলকারখানাগুলো বন্ধ ছিল, তাই না? এবং তখন কিন্তু আসলে ozone spare এ একটা ক্ষতোর মতো একটা সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু রিকভারি হয়েছিল। আপনার কি অ্যা নিউজটা কি আসলে শুনেছেন? মানে আমাদের বায়ুমণ্ডলে
হু, হু। জি। জি। হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। এ না। মেবি শুনেছি আমি হ্যাঁ, হ্যাঁ।
উম বায়ুমণ্ডলে কিন্তু আসলে একটা মানে ক্ষতর মতো তৈরি হয়েছিল। আমাদের ওই যে মানে কালো ধোঁয়াগুলো একটা সময় যেয়ে বায়ুমণ্ডলে খুব মানে ক্ষতি করছিল। এবং করোনার সময় যে ২, ৩ বছর কলকারখানাগুলো বন্ধ ছিল। তার ফলে যে কিন্ত আল্টিমেটলি আমাদের ওজন স্তরটা ক্ষয়টা আসলে আস্তে ধীরে কমে এসছে। তো at the end of the day আমরা যেটা দেখতেছি যে, এখানে নিয়মকানুন এবং সচেতনতা। এই ২টা জিনিস কিন্তু খুব বেশি ইমপ্যাক্ট ফেলে। আপনি কি মনে করেন?
হু, হু। হু, হু। হ্যাঁ। হুম। হু। হু।

অ্যা একদমই তাই। আর করোনার কথা বললেন বলে আমার মনে পড়ে গেল, করোনার সময় আমি ঢাকাতে ছিলাম। করোনার সময় ঈদ আমি ঢাকাতে করেছি। তো, আমি আ <clears throat> বের হয়েছিলাম যখন বের হওয়া যেত আরকি, আ করোনার মধ্যে। তো ওই সময় দেখছিলাম যে, মনেই হচ্ছিল না যে এটা ঢাকার পরিবেশ এবং আমার কাছে, ফিল-ই হচ্ছিল মানে, নিশ্বাস নেই ফিল-ই হচ্ছিল, যে আমি একটা মানে ফ্রেশ বাতাস নিচ্ছি ভেতরে আ
জি। ও, আচ্ছা। হু, হুম। জ্বী, জ্বী। হুম, হুম। জ্বী। আ আচ্ছা, হু, হুম। দেখুন, চমৎকার! তাই না? এবং আমার কাছে মনে হয় কি যে আ আপনি যে, বলছিলেন না যে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটাকে আসলে এক সাইডে করে ফেলা উচিত, মনে আছে? আমার কাছে মনে হয় কি জানেন যে যাদের, যাদের, ইন্ডাস্ট্রি আছে, তাদের উপরে আরেকটা দায়িত্ব দেওয়া উচিত। যে, তুমি যদি কিনা ১ বিঘা জমির উপরে ইন্ডাস্ট্রি করো, তাহলে তোমার ১ বিঘা জমির উপর গাছ লাগাতে হবে। প্ল্যানিং কেমন লাগলো আপনার কাছে?
হু, হু হুম, হুম। হুম।

<clicks tongue> আমার কাছেও মনে হয় তাই, যেহেতু আ পরিবেশ দূষণে তাদের একটা বড়সড় দায়বদ্ধতা আছে। আ তো আ তাদের উপরেও কিছু অবশ্যই আরোপ করা উচিত। তারা যেন অন্তত আ যতটুকু ক্ষতি করছে ততটা রিকভারি করতে না পারুক, কিছু তো করুক।
এক্সাক্টলি। উ হুম। জ্বি। একদম, একদম। আসলে দেখেন এখনকার যারা আসলে আম ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, হ্যাঁ, তারা কিন্তু আসলে ঘুরেফিরে বুড়িগঙ্গা নদী খুঁজে বা কর্ণফুলী নদী খুঁজে বা মেঘনা নদী খুঁজে বা যমুনা নদী খুঁজে। কেন? তাদের যেই ওয়েস্টেজ টা আছে, সেটাকে কোথায় ফেলাবে? নদীতে ফালানোর জন্য। তাই না? তো, এই যে, তারা যে ওয়েস্টেজ টা ফেলাচ্ছে, নদীটা দূষণ করছে। সেই নদীটা দূষণ করার বিনিময়ে তারা কি আল্টিমেটলি কি তারা এমন কোনো কাজ করছে যেটাতে আসলে পরিবেশের কোন উপকার হয়? হচ্ছে না কিন্তু। তাই না? আবার গভর্নমেন্ট ও কিন্তু জরিমানা করতে পারছে না। তাই না? তো এট ডি এন্ড ওফ ডা ডে আমার মনে হয় কি, যখন কিনা এরকম কিছু নিয়মকানুন যখন কিনা তৈরি হয়ে যাবে তখন হবে কি যে আ এটা একটা শিক্ষণীয় ব্যাপার হিসেবে দাঁড়াবে। এবং এটা ওয়ার্লড ওয়াইড যদি চালু হয় তাহলে আল্টিমেটলি হবে কি যে ইন্ডাস্ট্রি এবং পরিবেশ এই ২ টোর মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ একটা মানে অবস্থান তৈরি হবে। আপনি কি মনে করেন?
হুম, হুম। হ্যাঁ। না। হুম। হু, হুম। একদমই তাই। আমিও আপনার সাথে একদম একমত যে এই ব্যাপারটা আসলে গভর্নমেন্ট কে অনেক সিরিয়াসলি দেখা উচিত। আর তার পাশাপাশি আমরা যেটা করতে পারি আরকি, আমরা নিজেরা ব্যক্তিগতভাবে যতটুকু সচেতন হওয়া সম্ভব, যেরকম গাছ লাগানো আমাদের যার আ যতটুকু জায়গা আছে আ বাড়িতে বা ছাদে গাছ লাগানো। আর আমি এক্ষেত্রে আ বলতে চাই যে সবাইকে অই অন্তত বাসায় জায়গা থাকলে ২-৩ টা করে নিম গাছ লাগানোর কথা। <chuckles> যেটা আমি শুনেছি যে নিম হচ্ছে সবচেয়ে বেশি বায়ু পরিশোধকের কাজ করে। আ তো
জ্বি। একদম। হুম, হুম। হু, হু। একদম। হু, হু। জ্বি, জ্বি। হু, হু। হুম। জি। <laughs> আচ্ছা। হু, হু। আচ্ছা। আর আমার কাছে মনে হয় কি যে, এখন তরুণ প্রজন্ম যারা আসতেছে হ্যাঁ, তাদেরও কিন্তু আসলে একটা দায়বদ্ধতা আছে। তাই না? তারা কিন্তু আসলে সত্যি কথা বলতে উম গেলে যে আ সামনের দিনগুলোতে আমরা হয়তোবা চলে গেলেও যে নতুন, নতুন যে প্রজন্মরা আসবে তাদের জন্য যে প্র পৃথিবীটাকে আসলে আ নতুন প্রযুক্তির মাধ্যমে সাজিয়ে গুছিয়ে রাখার যে ব্যাপারটা সেটা কিন্তু আসলে তরুণ প্রজন্মের উপরে দায়বদ্ধতাটা টা এসে দাঁড়ায়। তো যাই আ মানে আমার কাছে মনে হয় যে তরুণ প্রজন্মের একটা বিশাল বড় একটা ভূমিকা থাকবে সামনের দিনগুলোতে। আপনি কি মনে করেন?
এটা করা উ হুম। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম। জী। হ্যাঁ, হ্যাঁ। তা তো অবশ্যই। আসলে আ তাদের যে ভূমিকা আছে আ তারা যে কি করবে এটা আসলে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আ আমাদেরকে এটা বুঝাতে হবে যে, তাদের এই দায়বদ্ধতা আছে। আ এবং তারা, তারা উম তাদের দায়িত্ব পালন করবে। সেটা আ সেটা স্কুল লেভেল থেকেই শুরু হতে পারে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হয়েও শুরু করতে পারে। তো খুব ভালো লাগলো। আপনার সাথে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে অনেক আইডিয়া জানতে পেরে একদম নতুন একটা আইডিয়া <laughs> জানলাম। তো আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নিশ্চয়ই।
জ্বি। হু, হু। একদম। জ্বি। অবশ্যই। আসলেই। একদম। একদম, একদম। অবশ্যই, অবশ্যই। আমারও। <laughs> আমারও আর। আপনিও ভালো থাকবেন। আবারো কথা হবে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চমৎকার লাগলেও থ্যাংক ইউ সো মাচ। কথা হবে। আল্লাহ হাফেজ।
জী। ধন্যবাদ।